তো হঠাৎ মনে পড়ল, যে আপনার সাথে একটু গল্প করি যে, আপনি আসলে কিভাবে আপনার রুম clean করছেন? বা আপনি কি ধরনের আসলে sustainable step নিচ্ছেন আপনার জীবনে?
হুম। হুম, হুম। আচ্ছা, আমি যেটা করি হচ্ছে কি জানেন? আমি খুব চেষ্টা করি যে ধরেন যদি বাজারেও যাই, আমি খুব চেষ্টা করি যে
হুম, হুম। আচ্ছা।
হা একটু বাজারের ব্যাগ carry করতে, হয়তো চটার ব্যাগ use করছি বা কাপড়ের কোন bag use করছি। যাতে আমার ওখান থেকে কোন প্লাস্টিকের জিনিস জি, জি।
হ্যাঁ। বাহ! মানে reusable ব্যাগ গুলো, না? আচ্ছা।
কোন plastic জিনিস use করতে না হয়
হুম, হুম। আচ্ছা।
তোহ, অবশ্য আমার এলাকায় একটা খুব সুন্দর জিনিস করেছে যে, আমার এখানে যে super market যা আছে। ওখানে কিন্তু বড়, বড় super market গুলোতে একদম plastic এর ব্যাগ use করার নিষেধ করে দিয়েছে। Either হচ্ছে সবাইকে বলেছে যে, আপনারা বাজারের ব্যাগ নিয়ে আসবেন। যদি নিয়ে না আসতে পারেন বা ভুলে যান, তাহলে ওদের কাছে কিছু বাজারের ব্যাগ আছে। সেগুলা হচ্ছে, আ হ্যাঁ, ওগুলো কিনে নিতে পারবেন। আর ব্যাগগুলো হচ্ছে কি? আমাদের দেশে হচ্ছে এক ধর একজন কৃষক নাকি যিনি এক ধরনের ব্যা ব্যাগ ইয়া করে ছিল না? পাট না কি জানি দিয়ে একটা reusable ব্যাগ? ওই ব্যাগ গুলা। তো আমার কাছে এই উদ্যোগটা খুব ভালো লেগেছে
বাহ! হুম, হুম। বাহ! হ্যাঁ। কিনে নিতে হবে, না? এই যে হ্যাঁ। হ্যাঁ। বাহ! হুম, হুম। বাহ!
তো ছোটখাটো দোকান গুলাতে যেটা করে, ওরা কিন্তু পলিথিনই ইউস করে। তো আমি বেশিরভাগ সময় যদি অল্প জিনিস হয়, তো আমি বলি যে না, পলিথিন টলিথিন লাগবে না। আমাকে হাতেই দেন। আমি হয়তো আমার ব্যাগে ঢুকায় নিয়ে আসছি বা হাতে করে নিয়ে আসছি। আরেকটা যেটা আমি করি হচ্ছে, আমার আশেপাশে আমরা কিন্তু, ভাই আমরা বাঙালি কি বলবো? আমাদের কমিউনিটিতে যতই dustbin দেয়, dustbin চুরি হয়ে যায়।
জি। হ্যাঁ। উম বাহ! হুম, হুম। হ্যাঁ। Dustbin চুরি হয়ে যায়? ওহ মাই গড!
হ্যাঁ, Dustbin চুরি হয়ে যায়। তো মানুষজন কি করে? খুঁজে কোথায় ফেলবো, কোথায় ফেলব? তো নতুন করে একটা project করেছি যে এলাকায় হচ্ছে
আচ্ছা, আচ্ছা। <laughs>